আমি পরে ওই মেয়ের কাছে গেলাম। হ্যাঁ? এইযে, "কি হচ্ছে, কি ব্যাপার, কি হইলো, তোমাদের মধ্যে কী হইলো, ঘটনা কি বলতো এ আসলে?" ইত্যাদি, ইত্যাদি। ও আমাদের বললাম না? বন্ধু টাইপ এর হয়ে গেছে। সো, ওর কাছ থেকে যে ঘটনা শুনলাম। হ্যাঁ, ও ওই, আ ওই ছেলে আসলে তার ভাইয়ের ফ্রেন্ড। তার সঙ্গে কিছু সাহায্য, ইনফেক্ট সে কিছু সাহায্য চেয়েছিল, ওকে সাহায্য করেছে এবং আ মেয়েটা ওকে অনেকটা ভাইয়ের মতোই দেখে আসলে। মানে <chuckles> সো, দেয়ার ইস নাথিং রং। কোন কিছুই না। সবকিছুই খুব স্বাভাবিক। ও আমাকে পরে দেখল, "আপনার বন্ধু তো শুনতেই চায় না। ও শুরুতেই একটু বেশি পজেসিভ হয়ে গেছে।" হ্যাঁ, ইত্যাদি, ইত্যাদি। না, আমি পরে বুঝলাম যে, ২ জনের কেউই ভুল না। উন্যা ২ জনের কেউই আসলে, কিন্তু ওই যে ইগো ভাঙতে পারছে না। একটু হয় না? একটু পজেশন টাইপ চলে আসছে। ভুল বোঝাবুঝিটা, তো ঠিক আছে। এ ২ জনেরটাই আস্তে আস্তে একটু
হুম। খা আচ্ছা আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। ইগো ভাঙতে পারতেছিল না। রাইট। হ্যাঁ, হ্যাঁ।
উম সাম সময় লাগলো ১ সপ্তাহ। ২ জনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলতে থাকলাম যে, "দেখ তুই ঐ পার্সপেক্টিভ এ চিন্তা করেছিস, এই করেছিস, ওই করেছিস।" এত এ সো, একজন যেন অন্যজনের দৃষ্টিভঙ্গিটা আস্তে, আস্তে বুঝতে পারে। হ্যাঁ? এ সো এভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
হুম, হু। সময় লাগলো, রাইট। হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পারে রাইট। হ্যাঁ। এটা কিন্তু আসলে খুব চমৎকার বলেছেন। বিশেষ করে হ্যাঁ, পরবর্তীতে নিশ্চয়ই এটা মনে চমৎকারভাবে সমাধান হয় এবং তারা ২ জন নিশ্চয়ই একত্রিত হয়েছিলেন
জ্বি। হ্যাঁ, হ্যাঁ। এই তারপর কুন্দরভাবে সুন্দরভাবেই সমাধান হয়ে গেল। মানে আসলে ওই যে বললাম না? মনের টানটা তো ২ জনের মধ্যেই ছিল। নাহলে কিন্তু এত মনমরা হয়ে ঘুরত না। হ্যাঁ, হ্যাঁ? আমার কাজ ছিল, খালি এখানে একটা অনেকটা ওই যে, প্রভাবকের টাইপ রোল প্লে করে, জিনিসটাকে সুন্দর করে একটু জাস্ট এ সো দ্যাট, ওদের মিলে গেলো। এবং তারপরে এখন তো আলহামদুলিল্লাহয ওদের আর সুন্দর সংসার করছে অনেকদিন ধরে। সবই খুব ভালো আছে। এখন মাঝে, মাঝে ঐসব কথাবার্তা উঠলে, হাসাহাসি হয় এবং বলতে পারেন। <chuckles>
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, রাইট। একদম, একদম। বাহ! হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ। হ্যাঁ। বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ! এটা খুব চমৎকার ভাবে মানে, আপনি আসলে সমাধান করেছেন। বোঝা যাচ্ছে যে, আ মানে আপনার কাছ থেকে আসলে অনেকেই, অনেক ধরনের সহায়তা পেয়ে থাকেন। হ্যাঁ। হ্যাঁ, সবাই মিলেই আসলে এরকম বন্ধুদের যদি, এরকম কোন সিচুয়েশন হয়? সবাই মিলে আসলে, সেটা থেকে পরিত্রাণের একটা আ চেষ্টা করে থাকে আরকি। এটা খুব চমৎকার ভাবে বলছিলেন। আরেকটা কথা আপনি বলছিলেন যে, আ একজনের তো আরেকজনের পার্সপেক্টিভ টা বুঝতে হয়। অ্যা আপনি যেটা বলছিলেন যে, সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে এই জিনিসটা আ মানে, সম্পর্কগুলা রাখার ক্ষেত্রে, মানে আপনি যেটা বললেন জরুরি; সেটা আসলে কিভাবে কাজ করা যায় বা কিভাবে জিনিসটা একজনের দৃষ্টিভঙ্গিটা, আরেকজনের কাছে উপস্থাপন করা যায়? এ এক্ষেত্রে কোন ট্রিকস বা এরকম কোন বিষয় অ আপনি ফলো করেন?
বাকি বন্ধুরাও ছিল অবশ্যই, আমার জি, জি। আসলেই। জ্বী, জ্বী, জ্বী। এটা কিন্তু খুব জরুরি।

না, আমি ট্রিকস বলব না আসলে। আমার তো মনে হয় দৃষ্টিভঙ্গিটা তো মা এইযে বুম যেহেতু এটা খুবই মানে আপেক্ষিক একটা বিষয় বলব। আসলে আ দৃষ্টিভঙ্গিটা তো অনেক কিছু পরিপার্শ্ব অনেক কিছুর উপরে নির্ভর করে। আমি ওই আবার শুরুতে নিজেই বোঝার চেষ্টা করি। যদি নিজে না বুঝি তাহলে আরেকজনকে কি বুঝাব? আমার, আমার খুব সহজ এ সহজ থিওরি বা টেকনিক যদি বলেন, ১ম, থিওরি এটাই যে, আগে নিজে একটু বুঝি। ঠিক আছে। নিজে যদি ওর জায়গায় থাকতাম তাহলে কি বুঝতাম। আসলে কি বু দেখবেন যে, বেশিরভাগ মানুষই কিন্তু আসলে ভুল না সেই অর্থে। ও একটা অং অ একটা এঙ্গেল থেকে হয়তো দেখছে। কিন্তু অ্যা সেটা যে, আরো অনেকগুলো এঙ্গেল থাকতে পারে সেটা হয়তো ও মাথায়, মাথায় কাজ করছে না। অনেক সময় বা অনেক সময় অনেক তাড়াহুড়ার সময় অনেক কিছু চিন্তা করা হচ্ছে না। আপনি যদি একটু চিন্তা করে করেন তাহলে আমার মনে হয় যে, দৃষ্টিভঙ্গিটা আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাওয়া যায়। সো আমি যখন নিজে বুঝতে পারি তখন আমি চেষ্টা করি যে, হ্যাঁ, ঠিক আছে। এখন তো আমি এটাকে আরেকজনকে এ্যাক এখানেও একটা ব্যবহারিক গুরুত্ব দিতে পারলে ভালো ব্যবহারিক উদাহরণ দিতে পারলে সবসময় সব ভালো হয়। যাকে বোঝাতে যাচ্ছি তাকেও যদি কোনোভাবে ব্যবহারিক way তে বুঝাইতে পারি যে, এন ঠিক আছে এই, এই কারণ আ অনেক সময় দেখবেন দৃষ্টিভঙ্গি প্রাপ্ত খুব সহজ একটা উদাহরণ দেই। আমাদের সমাজে যেটা হয় যে, ধরেন
আচ্ছা, আচ্ছা। না অনে অনেক সময় এরকম হয় যে, জিনিসটা হচ্ছে হ্যাঁ। হুম, হুম, রাইট। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। রাইট। হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই যদি একটু দেন। হ্যাঁ। হুম।
বিয়ের পর স্পেশালি উম পারে পারিবারিক অনেক ঝগড়াঝাটি হয়। যে, উম জামাা্‌ "তোমার মা" ও বলে "আমার মা।" ২ টাই কিন্তু মা। কিন্তু পুরো পার্থক্যটা কিন্তু শুধুমাত্র দৃষ্টিভঙ্গির আমি বলব। হ্যাঁ, অ্যা এটা কিন্তু খুবই একই সম্পর্ক একই সবকিছু একই ইয়া যে, এবং অ্যা ধরেন এখানে কিন্তু হাসব্যান্ড উইফ usually বা বউ-শাশুড়ি বলেন। কেউ কিন্তু সাধারণত এক পক্ষে দোষী হয় না। বলে না অ্যা অ্যা সবসময় উ হ্যাঁ।
রাইট। হুম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হুম। হুম। এতে হ্যাঁ, না। এটার হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছিলো বোঝার একটা ভুল থাকে কখনো, কখনো দেখা যাচ্ছে। একজন, একজন যেভাবে বলছে হ্যাঁ।
এটা পুরোটাই বোঝার ভুল। অ্যা মুখে হয়তো বলছে, মায়ের মেয়ের মতন। হ্যাঁ, ২ পক্ষেই এটা সম গন্ডগোল থাকে। ও এটা কেন করল। স জি। কারণ একজন তো হয়তো আসলে অন্য পরিবারে বড় হয়ে এসেছে। সে এসেই তো এই পরিবারে সব আদব-কায়দা শিখে যাবে না। আর সেও এসে আবার তার কাছেও তো হয়তো অনেক কিছু শকি শকিং মনে হবে হ্যাঁ, "আমি তো ঐখানে বড় হয়েছি। ওইখানে তো এইভাবে হত। এখানে এইভাবে হয় কেন?" তো সেখানে হয়তো রাত ৯ঃ০০ টায় ভাত খেত, ওখানে রাত ১১ টায় ভাত খায় কেন? ছোট, ছোট ইশ্যু কিন্তু, <laughs> কিন্তু এটাই দেখা যায় যে, কি হচ্ছে হ্যাঁ, <chuckles> এক্সাক্টলি।
হ্যাঁ, একজন যেভাবে বলছে, আরেকজন হয়তো সেটা সেভাবে বুঝতেছে না। আ বা একজন যেটা করতেছে হয়তো একদম, একদম হ্যাঁ। রাইট, রাইট। এটা একদমই ঠিক বলেছেন। রাইট, রাইট হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ইশ্যু, ইশ্যু রাইট হ্যাঁ, হ্যাঁ। প্রায় সেই ২ ঘন্টা সে হয়তো কাউকে বলতেও পারে না যে, আমার খিদা লাগছে বা আমি তো ৯ঃ০০ টাই কি অভ্যস্ত। সেটা দেখা যাচ্ছে যে, অ্যা একটা দীর্ঘ সময় গেলে সেটা আসলে মানে একটা ক্ষোভ ক্ষোভে পরিণত হয়ে যায়। কিন্তু যদি আসলে জিনিসটা শেয়ার করো, শেয়ার করা হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে আসলে খুবই সিম্পল বিষয় আরকি। আপনি যেরকমটা বললেন। হ্যাঁ, কখনো, কখনো এরকম হয় যে, আ হয়তো আমা আ মানে কোনো প্রিয়জন বা পরিজন বা বন্ধু আ হয়তো লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারে না। তার হয়তো সহায়তাটা দরকার। সেটা অর্থনৈতিক সহায়তা হইতে পারে বা অনেক স অনেক ক্ষেত্রে। সবচেয়ে বেশি হয় রাইট হ্যাঁ।
ক্ষোভে পরিণত হয়ে যায় দেখা যায়। উম খুব সহজ ব্যাপার খুব সহজ ব্যাপার। জি। জি। হ্যাঁ, হ্যাঁ, তো হয়ই, অবশ্যই। এটা অর্থনৈতিক ক্ষেত্রেই সবচেয়ে বেশি হয় আমি বলব। অন্য দিকে দিয়েও হয়। মানসিক সহায়তাটাও লাগে সবসময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেই আমার মনে হয় এটা সবচেয়ে বেশি হয়।
রাইট, হ্যাঁ। তো ঐরকম কোন এক্সপেরিয়েন্স যদি থাকে ঐটা আসলে কিভাবে বোঝা যায় বা কিভাবে আসলে সেখানে তাকে সহায়তাটা দেওয়া যায়?

উৎসাহ দেওয়া হ্যাঁ, দেখেন আজ থেকে আপনি কিন্তু ভালোর দিকে যাচ্ছি আমরা কিন্তু ভালোর দিকে যাচ্ছি। পাশে থাকা এইসব ক্ষেত্রেও পুরোটা সময় যদি পাশে থাকতে পারেন না? এটা খুব আ ভালো একটা ব্যাপার হয়। আমি বলবো যে এরকম বেশ কিছু উদাহরণই আসলে আছে আমার জীবনে। উদাহরণ বা বলি বা গল্প বলি যেটাই বলি। আছে এরকম অনেক কিছু কিন্তু আমি বলব যে এই ৩ টাই ধাপে, ধাপে বললে এরকম হবে জি।
উৎসাহ দেয়া রাইট। হ্যাঁ। হ্যাঁ। একদম। হুম। বাহ! হু, হু। বাহ! হ্যাঁ না সেক্ষেত্রে যদি কোন একটা শেয়ার করতেন না। কারণ দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ মানে আপনি খুব চমৎকারভাবে বললেন এবং কিভাবে আসলে সাহায্য করতে হয় বা আপনার সেই অভিজ্ঞতাটা আছে সেটা কিন্তু আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে খুব চমৎকারভাবে আপনি জিনিসটা এক্সপ্লেইন করলেন কিভাবে করলে সেটা সেটা থেকে আসলে সর্বোচ্চ উপকার পেতে পারে। তো আপনি বলছিলেন যে আপনার জীবনে অনেক হ্যাঁ এরকম এক্সপেরিয়েন্স বা উদাহরণ আছে। তাইলে সেখান থেকে যদি একটা শেয়ার করতেন।
হ্যাঁ, হ্যাঁ অনেক আছে আসলে। হ্যাঁ অবশ্যই। ধরেন তখন আমরা আর একটু কম বয়সে এ ধরেন আ interesting story এই কারণেই বলছি। হ্যাঁ? তো আর আম আমার এক আ বন্ধু ছিল তো ওর একটা গার্লফ্রেন্ড ও ছিল obviously এম এ সো এই যে আ দুইজনের মধ্যে অনেকদিনের স উম ভালোই অনেক দিনের সম্পর্ক, হাসিখুশি দুইজনকে আমরা খুব ভালোভাবে চিনি। ধরেন ওর শুধু ও সৌজন্যে ওই মেয়েটাও এখন আমাদের বন্ধু টাইপের হয়ে গেছে। আমরাও কথাবার্তা বলি, ইয়ে করি। সো ওদের মধ্যে উব খুব ভালো সম্পর্ক সবকিছু আ হয়ে আসছে। উম আ আমরা জানি যে হ্যাঁ ওরা লেখা পড়ে তখন আমরা ছাত্র আরকি। <chuckles> তো আমরা জানি যে হ্যাঁ এবং পাশ করে তো আ সুন্দর নিজেদের ওদের দুইজনেই ভালো ছাত্র-ছাত্রী। দুইজনই সবকিছু সবদিক দিয়েই ভালো সো আমি জানি যে সবকিছু। শেষে ওরা একটা সুন্দর দা পরিণতির দিকেই আগাবে। হঠাৎ করে একদিন শুনি যে না দুইজন একজনের সঙ্গে কথা বলছে না। উম আ মুখ দেখাদেখি বন্ধ। কথা বলা বন্ধ, সব বন্ধ। দুইজনেই মনমরা হয়ে নাকি পড়ে আছে। উম কেউ কারো সঙ্গে কথা বলছে না।
হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম।
এরকম আরকি বন্ধুটা দেখলাম যে পরীক্ষায় আমরা তো শুরুতে ভাবলাম যে এটা খুব খুবই ছোট্ট সাময়িক ব্যাপার আ ঠিক হয়ে যাবে। হ্যাঁ? যেটা হয় আরকি হয়ইতো এরকম এসব তো আসলে ছোট এই কারণেই আমি বলছি। মানে শুরুতে মনে হয়েছে যে এটা খুবই দুজনের কেউ কিন্তু আমাদেরকে কিছু বলছে না। সিরিয়াসলি নেই নাই। একজন খালি বলছে যে, "থাক ওর ব্যাপারে আর কথা বলবো না, কথা বলতে ইচ্ছা করছে না" এই টাইপ এর। আমি বলছি আচ্ছা ঠিক আছে মন কষাকষি হয়েছে ঝগড়াঝাটি। ঠিক হয়ে যাবে ২-১ দিনের মধ্যে। কিন্তু দেখলাম যে না এটা তো ঠিক তো হচ্ছেই না বরং দুইজনই মনমরা এ বেশ একটা সারাদিনই কোনদিকে উদাস, উদাস ভাব <chuckles> পরীক্ষায় খারাপ করা শুরু করল আস্তে, আস্তে দেখলাম দুজনেই দুইজন দুইজন একই ভার্সিটিরই ছাত্রছাত্রী কিন্তু দুইজন দুই ডিপার্টমেন্ট এর আরকি। হ্যাঁ? তো তো আমরা তো দুজনেরই খবর পাই। যে হ্যাঁ কি হচ্ছে ওয় মানে ওই বি মেয়ে যে ওর বান্ধবীদের কাছ থেকেও শোনা যাচ্ছে বা বন্ধুদের কাছ থেকেও শোনা যাচ্ছে যে ও খুব, খুব একটা মানে বোঝা যাচ্ছে যে দুজনের কেউই ভালো নাই। কিন্তু দুজনের কেউই আম আ মিলেমিশেও যেতে পারছে না কোন একটা হয়েছে। তখন আমরা যেটা করলাম হুম কোন একটা ব্যারিয়ার রয়ে গেছে আর যেটাই বোঝা যাচ্ছে হ্যাঁ exactly তখন আমরা তখন পর্যন্ত কিন্তু আমরা কিছু শুনি নাই। সো এই এই তখন আ তখন এই 1st stage টা ছিল আসলে আ বলব যে অবজারভেশন বা দেখা। <chuckles> কিছু একটা ঝামেলাও হচ্ছে। চলেন তো আল বন্ধুরা মিলেই ভাবলাম যে ঠিক আছে চলো solve করি। এখন সবাই মিলে দল বেঁধে আসলে বৈঠক বসায় এত এগুলো শোনা যায় না। হ্যাঁ?
হুম, হুম আচ্ছা। আ ১ম এ আসলে খুব একটা সিরিয়াসলি নেন নাই। ১ম এ জিনিসটা স্বাভাবিক হিসেবে নিয়েছেন, হ্যাঁ। হুম। হুম। হু, হু। হু। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। মানে ২ জনের মধ মাঝখানের যে ব্যারিয়ারটা সেটা আসলে তারা ওরকমভাবে কাটাইতে পারতেছে না। হ্যাঁ ব্যারিয়ারটা কাটাইতে পারতেছে না রাইট। হুম, হু। আচ্ছা। রাইট। হুম। রাইট, রাইট। হুম।